হ্যাঁ, একদম ঠিক বলছেন আপনি। এগুলো আসলে তো আর এই সব জায়গাতে পাওয়া যায় না। তো প্রত্যেকটা জায়গারই একটা বিশেষ, বিশেষ কিছু জিনিস থাকে। তো আমার কাছে মনে হয় আমরা যখন ঘুরতে যাই কোথাও, ওই জায়গাগুলো থেকে যদি আমরা কালেক্ট করি, এবং দেখবেন ওগুলা যদি আমরা একটা স্মৃতি হি স্মৃতি হিসেবে ওয়ালে বা হচ্ছে এগুলো এক মানে নিজেদের কালেকশন এ রাখি। এটা যখন আমরা বয়স্ক হব, বা হচ্ছে অনেক বছর পরে যখন আপনার মনে পড়বে, তখন দেখবেন আপনি এগুলা কিন্তু দেখলে আপনার একটা অন্যরকম অনুভূতি কাজ করবে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হ্যাঁ, এটা অনুভূতি অবশ্যই কাজ করবে। কারণ আ স্মৃতি <scoffs> মানুষকে অনেক আরকি কিছু, কিছু ক্ষেত্রে কষ্ট দেয়, বা বেশিরভাগ সময় আরকি উৎফুল্ল করে। ভালো লাগে।
হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। আর হচ্ছে, আমার কাছে তো ভ্রমণ তো আসলে আমার কাছে সবসময়ই ভালো লাগে। তো আমি যখনই ভ্রমণে যাই তখন চেষ্টা করি যে কিছু স্মৃতি আসলে সাথে করে নিয়ে আসার জন্য।
<chuckles> উম <chuckles> আ আমারও সেম। আমি বিশেষ করে আ দেশের ভিতরে বাইরে যেখানে যাই। মনে করেন যে বি এ ছোট, ছোট ভিডিও বানায় রাখি, আমার হস আ ছবি উঠায় রাখি এবং মনে করেন যে সাথে, সাথে Facebook এ পোস্ট করি এবং ওইগুলা আমার আহ বিশেষ কি কিছু মনে করেন যে সিকিউর আ একটা স্পেশাল গুলাকে কালেকশন করে রাখি।
উ হুম। আচ্ছা। বাহ! হ্যাঁ। হ্যাঁ, এটা একটা ভালো দিক কিন্তু এগুলা আসলে অনেকে মনে করতে পারে যে, এগুলা করে কি লাভ, তাই না? আমি তো আবার যেতে পারব। বাট এটা হচ্ছে মেমোরিজ এগুলা আসলে আপনার ভালো সময় কাটানোর ক্ষেত্রে আপনার লাইফের অ অডে অনেক উৎসাহ দেবে, এই বিষয়গুলো।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ, হ্যাঁ, এ হ্যাঁ, আবার যেতে পারবো সেটা ঠিক আছে কিন্তু যে সময়টা, যে বয়সটা <chuckles> এটা তো আর এক থাকবে না।
হ্যাঁ, হ্যাঁ।

একদম। যেমন আপনি যেটা বললেন পোশাকের বিষয়ে আমার কাছে আরো কিছু জিনিস important মনে হয়। সেটা হচ্ছে ধরেন যে আপনি ভারী কোন আব ব্যাগ-ট্যাক যদি সাথে করে নিয়ে যান <smacks lips> এটা কিন্তু carry করাটাও একটা ঝামেলা। আমার কাছে মনে হয় যে একটা পাতলা কোন একটা Bag pack যদি নেয়া যায় যেটাতে আপনার মেডিসিন বা হালকা কচু খাবার-দাবার যদি থাকে তাহলে কিন্তু এটা আপনার জন্য carry করা অনেক সহজ। আরেকটা হচ্ছে যেমন জুতাটা কিন্তু। জুতাটা কিন্তু অনেক important। আপনি যদি এখন উ টাইট জুতা একটা পরে যান দেখবেন যে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন না বেশিক্ষণ।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং ঘুরতে গেলে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ঘুরতে গেলে আরো ব্যা বিশেষ করে
এটা একটা বিষয়। হ্যাঁ।
আ কিছু medicine রাখবো। প্রাথমিক যে medicine গুলো আমাদের লাগে। এগুলো রাখলে কি হঠাৎ আমরা ঘুরতে গেছি? হয়তো আমার আ মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে আমার gastric এর সমস্যা হয়েছে বা একটু শরীলে জ্বর, জ্বর আসতেছে। তো আমরা instant কিন্তু এগুলো খেয়ে আর কি মোটামুটি journey টা শেষ করতে পারি, ভ্রমণটা শেষ করতে পারি। আবার বিশেষ করে পানি, হ্যাঁ। <smacks lips> হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ এবং অনেক জায়গায় বমি করে তাই না? journey তে?
হ্যাঁ, অনেকেই আছে। বিশেষ করে এখন এগুলা বেশি দেখা যায়।
হ্যাঁ। হ্যাঁ। আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস আমরা যদি এই যে জার্নি করার সময় যদি আমরা আমাদের এই যে মোবাইলটা একটু কম ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয় <smacks lips> যে আমাদের প্রাকৃতিক পরিবেশটা এই যে আমরা এত কষ্ট করে একটা ভ্রমণে আসছি। এটা enjoy করতে পারি আমরা 100%। যদি ধরেন এখন ভ্রমণে গিয়ে যদি মোবাইলে বসে, বসে আমি Facebook এর reals দেখতে থাকি, তাহলে কিন্তু আসলে কোন লাভ হলো না ultimately এই nature এর কাছে এসে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ।